না, দলগত কাজের সীমাবদ্ধতা রয়েছে। দলগত কাজের যেরকম ভালো দিক আছে, ইতিবাচক দিক যদি আমরা বলি, তাহলে অনেক কিছুই বলা যায়। আর সীমাবদ্ধতার জায়গায় ২ ১ টি জায়গা আছে। তার মধ্যে ১ টি হচ্ছে, অ্যা নেতা নির্বাচন কিংবা নেতৃত্ব দেওয়ার যে জায়গাটা তৈরি হয়, সেটি অ্যা সবসময় সেটা একটা কন্ট্রিবিউশন
জ্বি, জ্বি। <laughs> হ্যাঁ, হ্যাঁ। আর আর মানে যেটা হয়, এ অনেক সময় যেটা দেখি, আসলে নেতা নির্বাচন তো হয় না। ১ জন হঠাৎ করে হয়তো এন নিজেই, ওই আপনি যেটা বললেন না? অনেকে একটু আলো নিজের দিকে আস আনাটা পছন্দ করে, সেটাও করে কিন্তু। নিজেই, নিজেই, নিজেকে নেতা নিয়ে নেয়। কর্তৃত্ববাদী একটা আচরণ থাকে অনেকের।
হ্যাঁ। হ্যাঁ, কর্তৃত্ববাদী হ্যাঁ, নিশ্চয়ই। উন বন্ধুদের আড্ডায়ও যখন আমরা বন্ধুত্ব দলগত কোন কাজ করি, আমরা কলেজ ফাংশন করেছি। অ্যা সেখানেও দেখা গেছে, একেবারে যদি ছোট্ট বিষয় ধরি। পরিবারে যদি দলগত কোন কাজ থাকে, সেখানেও দেখা যায় যে, মতনৈক্য হয়। দেখা গেল, বাবা এক ধরনের কথা বলতেছে, তো মা আরেক ধরনের কথা বলতেছে, বড় ছোট বে মিলেই কাজটা করা হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই আমি দেখি যে, হ্যাঁ, কর্তৃত্ব বা নেতৃত্বের জায়গায় যারা যেতে চায় কিংবা ঐরকম যে পর্যায়টি তৈরি হয়, আ দলগত কাজে সেটা থাকা ভালো। বরং ১ টা চেইন আমার মনে হয় সেখানে তৈরি হয়। যদি না একেবারে কর্তৃত্ববাদীর জায়গা কিংবা দলনেতা-, নেতা তৈরিতে কোনো একটা সমস্যা তৈরি না হয়, তাহলে ১ জন অ্যা লিড দেওয়াটাকেই আমি দলগত কাজে বেশি ভালো মনে করি। এবং সেক্ষেত্রে হয়তো আ ১ জনের কথার মোতাবেক অন্য দলগত যারা রয়েছে, তারা যখন কাজটা করে তখন সেটা আরো ফলপ্রসু হয়। আ নতুবা অ্যা মানে ১ টা দড়ির ২ দিক থেকে টানলে যেরকম কেউই কোন দিকে যেতে পারে না, স্থির হয়ে থাকে। বিষয়টা দলগত কাজের ক্ষেত্রে অনেকটা সেটা হয়ে যাবে। সুতরাং ১ জন অ্যা নেতৃত্ব দেওয়া বা কর্তৃত্ববাদের জায়গায় দলগত কাজে ১ বা একাধিক হতে পারে। সেটা থাকা ভালো এবং সেটি হলে আরো বেশি ভালো হয়।
জ্বি। জ্বি। <laughs> হ্যাঁ, হ্যাঁ। জ্বি, জ্বি, জ্বি। আচ্ছা। জ্বি, জ্বি। হ্যাঁ, আসলেই। জি। <laughs> এটা খুব সুন্দর ১ টা উদাহরণ দিয়েছেন। দড়ি টানাটানি। জি। জ্বি। সেই ক্ষেত্রে নেতার ভূমিকাটা আসলে কী হওয়া উচিত?

আমি আপনাকে থামিয়ে দিলাম। আমি অ দুঃখিত। কিন্তু আ বেশ কয়েকটা উদাহরণ মনে পড়ছে। তার মধ্যে ১মটি বলি যে, একটা স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা একটা চেষ্টা করেছিলাম। তো দেখা গেল যে, একটা আ আমাদের এলাকায় একটি স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে এ আমাদের যখন ছাত্রজীবন আমরা শেষ করলাম সেই সময়কার ঘটনা। ও
জ্বি, জ্বি, না, না অবশ্যই, অবশ্যই কোনো সমস্যা নেই। ও বলুন না। আচ্ছা। হুম। ও অনেক ইয়ে তরুণ বয়সে করতে হবে। আচ্ছা।
হ্যাঁ, তরুণ বয়সে আরকি, হ্যাঁ। তো তখন দেখলাম একটা স্কুল প্রতিষ্ঠা করতে গিয়ে ৳৫,০০,০০০-৳৭,০০,০০০ য় সেই সময় অনেক টাকা কিন্তু সেগুলো। তো একজনের জন্য সেটা সম্ভব হচ্ছিলো না। হ্যাঁ, তো অনেক ৪ জন কে ৫ জন বন্ধু এক জায়গায় হলাম। একটা দল গঠন করলাম এবং আমরা সকলেই অংশগ্রহণ করলাম। তখন দেখা গেল যে, আবার টাকার অঙ্কটা কমে আসলো এবং কাজটাও খুব আ দ্রুত হয়ে গেল। এটা একটা উদাহরণ ভালো। আর আরেক
হুম, এখনকার সময় অনেক টাকা আসলে। এলেই তো আর বের করে আসতে পারে। জ্বি। আচ্ছা, এটা কি কা করতে পেরেছিলেন তাহলে এই কাজটা? বাহ!
হ্যাঁ, শেষ পর্যন্ত আমরা এই স্কুলটা তৈরি করে দিয়েছি। এটাই আমাদের এলাকায় এখনো চলছে। এ হ্যাঁ, আরেকটা জিনিস যদি উদাহরণ দেই আমি আমি অনেক সময় শ্রমিকদের কাজ দেখি। দেখুন ছাদ ঢালাইয়ে আ ১০, ১২, ১৫, ২০ জনের একটা টিম থাকে। এটা যদি আমি কাউকে করতে লাগায় দেই যে, আপ আপন তোমরা দুজন মিলে করো কি একজন মিলে করো কিন্তু ছাদ ঢালাইটা দিতে পারবে না। কিংবা একটা দীর্ঘ সময় এ ধরে কাজ করতে হবে। অথচ তারা যখন ১০জন ২০ জনের একটা দল নিয়ে সেই কাজটি করে মনে হয় নিমেষের মধ্যেই এ তারা কাজটি করে দেয় এক ম একটা দিনের মধ্যেই। তো এটা দেখোও অনেক সময় ভালো লাগে যে, না আসলে দলগতভাবে অনেক কাজ অনেক কঠিন কাজ আমাদের সামনে অনেক অ অনেক সময় সহজ হয়ে যায়। যেমনটি বলছিলাম আমার উদাহরণের মধ্য দিয়ে।
খুবই, খুবই খুবই প্রশংসনীয়। খুবই প্রশংসনীয়। জী। হু, হুম। হু, হুম। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, আমরা তো ওইযে ছোটবেলাতেও দেখেছি, শুনেছি, পড়েছি যে, দশে মিলে করি কাজ। আ তারপরে হ্যাঁ, উ সেটাই তারপর আ আমার মানে কোনো এক বইয়ে এরকম দেখেছিলাম একটা গল্প ছিল যে, ওই যে, দশের লাঠি, একের বোঝা এ ধরনের কিছু কিন্তু অবস্থায়। জ্বি, জ্বি, আচ্ছা। ও এখনো আছে এটা। <chuckles> না, এটার হুম, খুব আ মানে আ ইন্টারেস্টিং বেশ কিছু গল্প বা ইয়ে ছিল কিন্তু এই রিলেটেড। আমার মনে আছে যে, কাজ নিয়ে কি জানি একটা করা হতো একসময়।
১০ মিলে কারি করি কাজ হাতে জিতি নাহি রাজ, ঠিক তাই। অ হ্যাঁ। এটা এখনো পড়ানো হয়। আমি দেখলাম যে, আমার সন্তান সেদিন পড়ছে ইংরেজিতে ভাব সম্প্রসারণে মনে হয় পড়ছে সেটি হ্যাঁ, এখনো আছে। <chuckles> জ্বি, নিশ্চয়, নিশ্চয়ই। হ্যাঁ, আলাদা, আলাদা করে দিত। দশটা দশটা সান ৭ টা বাচ্চা ছেলে তার সন্তান আলাদা করে দিলো ভাঙ ভেঙে ফেলতে পারছে খুব সহজে এবং একসঙ্গে যখন দিল তখন আবার সেটা আ ভাঙতে পারছে না। মানে জ এ সংঘবদ্ধ থাকলেই শক্তি বাড়ে। এটিই তার প্রমাণ। হ্যাঁ, এটিই
হুম। এ দলের হ্যাঁ, দলের শক্তি বা দলের ইয়েটা কিন্তু এখানেই বোঝা গেছে আসলে ওই গল্পগুলোতেই আমরা ছোটবেলাতেই শিখানো হয়েছে। আচ্ছা আ ধরেন আপনি যদি দলবদ্ধ কাজের জন্য ঠিক কোনোধরনের স অনেকে তো আসলে দলবদ্ধ কাজে করতে দলের অংশ হিসেবে কাজ করতে অনেকে একটু একা, একা কাজ করতে পছন্দ করে। আমি দেখি। হ্যাঁ, দলের জন্য কাজ করতে হয়তো একটু হলেও উ চিন্তা করে যে, আচ্ছা ঠিক আছে। অনেকে থাকে না একটু অন্তর্মুখী স্বভাবের হয়। তাদের জন্য কি আপনার আ কোনো উ টিপস ধরণের কিছু কি আছে যে, কিভাবে আ তারাও একটা দলের উ শক্তিশালী অংশ হতে পারে?
হ্যাঁ। জ্বি, নিশ্চয়ই। জ্বি, নিশ্চয়ই। জ্বী, নিশ্চয়ই, নিশ্চয়ই এরকম থাকে তো অবশ্যই।